উহু। আচ্ছা। আ তবে আপনার কিন্তু এই অভ্যাসটিকে বলা যায় না যে খারাপ অভ্যাস। এই যে গল্পের বই পড়া বা যেকোনো বই পড়া এটি কিন্তু খুব চমৎকার লাগে আমার কাছে, হ্যাঁ। অ্যা আমি যদি আমার এই যে ঘুমের অভ্যাসের কথা হ্যাঁ, আমার কাছে তো খুব চমৎকার লাগে। আমার কাছে মনে হয় যে, যারা একটু জ্ঞানী বা জ্ঞান আহরণ করতে পছন্দ করে আমার অবশ্য এই ধরনের মানুষজন বেশ পছন্দের, হ্যাঁ। কিন্তু আমি কেন জানিনা আমার কিছু, কিছু ভালো অভ্যাস থাকলেও আমার এই অভ্যাসটা এখনো গড়ে তুলতে পারিনি বা আমি বলব
তাই নাকি? জি, জি। আচ্ছা, আচ্ছা।
অস্থিরতা বেশি যার কারণে হয়তোবা আমি হচ্ছে একটা গল্পের বই ধরুন, বা যেকোনো বই সেটি শেষ করতে আমি খুব সহজে পারি না এবং আমার কাছে মনে হয় কিছু পৃষ্ঠা পড়ার পর আমি আসলে সেটি রেখে দেই, হ্যাঁ। এই যে আমার একটা অস্থিরতা, এটি আসলে আমি কোনোভাবেই
জি, জি। আচ্ছা, আপনি কী ধরনের বই পড়েন? আমি একটু ছোট্ট করে জানতে চাই?
উম, আমি আসলে উপন্যাস পড়তে বেশি পছন্দ করি। আ সেটি হচ্ছে যে আ আমার পছন্দের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু দেখা যায় যে, এত পছন্দের একজন অপরাজেয় কথাশিল্পীর লেখা পড়তে গিয়েও আমার মাঝে, মাঝে মনে হয় যে এখন পড়তে ইচ্ছা করছে না, একটু পরে। এমন করতে, করতে দেখা যায় যে একটা বই আসলে
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আপনি এই ধরনের বই পড়তে গেলে আসলে এমনই হবে। মানে আপনি কিছু মনে করবেন না। এটা হই এমনই হবে। আপনি যদি আসলেই বই পড়ার অভ্যাস তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনার জন্য সব থেকে ভালো option হচ্ছে thrilling type -এর বই পড়া। আমি বলছি আপনাকে Dan Brown-এর দেখবেন 'The Da Vinci Code' series এর কিছু বই আছে। আ এই বই আর Dan Brown.
উ হুম। আচ্ছা, তবে উহু, অবশ্যই জি। উম আচ্ছা। উ হু। আচ্ছা। উহু, জি। উ লেখকের নাম কি বললেন? আচ্ছা। উহু।
আর উম ১ম বইয়ের নাম হচ্ছে 'The Vinci Code' তো এই Dan Brown serie series লিখে search দিলেও আপনি এই series -এর বইগুলার নাম জানতে পারবেন। বাংলা অনুবাদ কিনে নিয়ে পড়া শুরু করেন। আ আপনি যদি থামতে পারেন, তাইলে তারপরে আমি বুঝিয়ে দিব।
আচ্ছা। উহু। আচ্ছা। জি। উহু, জি। উহু। <chuckles> আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আসলে এই তথ্যটি দিয়ে সাহায্য করার জন্য এবং আমি আসলে খুঁজছিলাম এমন কাউকে বা এমন কিছু বই যেটি কিনা আমার আসলে আগ্রহ বাড়াবে। কেননা মাঝে, মাঝে তো মনোযোগ চলে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে মনোনিবেশ করা প্রয়োজন হয়ে উঠছে, তাই তো?
অবশ্যই। এটা, এটা চেষ্টা করে দেখেন। আরেকটা বই আছে, সেটা হচ্ছে আ ওই যে '3 AM' Nick Pirog -এর লেখা। এটাও ভালো লাগবে। পড়ে দেখতে পারেন। তবে Dan Brown -এরটা আগে পড়েন। তো যাই হোক, আপনার সাথে কথা বলে আসলেই অনেক ভালো লাগলো। অনেক কিছু জানলাম। অনেক বিষয় আলাপ হলো।
উহু। অবশ্যই। উহু। আম উহু। উহু। জি, ধন্যবাদ আপনাকে। উহু। জি, আপনি কি বইটার নাম 'Three ই AM' এর কথা বললেন, তাই তো? উহু।
'3 AM' জি।
আংকে ওকে। ধন্যবাদ আপনাকে। উহু। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। জি, আমিও আশা রাখছি আবার কথা হবে। আপনাকেও শুভরাত্রি। ধন্যবাদ।
আশা করি আবারও কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।

আজকে আমার অফিসের ছুটি এবং যার কারণে দেখা যাচ্ছে যে আমি অ্যা একবারে বাড়িতে চলে আসছি।
উমহু। হু, হুম। আচ্ছা। বাহ!
তো সারাদিন আবহাওয়া কেমন ছিল বলতে পারব না। সারারাত journey করে এসেছি। আসার পরে আ ওই ঘুমের ভেতরেই চলে গেছে আরকি।
হু, হুম। উহু, হুম। আচ্ছা। হু, হুম। তবে আপনার সাথে ভাবছি একটা বিষয় নিয়ে একটু কথা বলব এবং আ আমার কাছে মনে হচ্ছে যে মানুষের আসলে আ কথাবার্তা বা দৃষ্টিভঙ্গি একটু শুনলে আমার কাছে মনে হয় যে কিছু ক্ষেত্রে হয়তোবা সাহায্য হতে পারে। আমি না পড়তে বসছি কিন্তু দেখছি যে আসলে ঠিক করে মনোযোগটা ধরে রাখতে পারছি না এবং আমার কাছে মনে হচ্ছে যে আ পড়া আমি পড়ে যাচ্ছি কিন্তু পরবর্তীতে সেটির কিছুতেই মনে করতে পারছি না। তো আপনার কাছে আসলে আ কি মনে হয় যে কিভাবে আসলে পড়াশোনায় একটু মনোনিবেশ বাড়ানো যেতে পারে?
অবশ্যই বলেন। জি, জি। আচ্ছা, আচ্ছা। ওহহো!